জি, জি অবশ্যই মেলার মধ্যে তুলে ধরত। আর এ আমি আরেকটা জিনিস পরিলক্ষিত করেছিলাম। যে ওখানে কিন্তু প্রচুর তার মানে বাইরে থেকে কে লোক এসেছিল। তার মানে প্রচুর বলতে ধরেন, আমার কাছে দেখে মনে হয়েছে আ আনুমানিক অ্যা ২০, ২৫, ৩০ জন তো ছিলই। তার মানে এই মেলার জনপ্রিয়তাটা অন্যদের মুখে শুনে, আসলে তারা আসতো এবং লোকাল জিনিসগুলো ক্রয় করত বলেই বোধহয়, এগুলো বেশি করে ওইখানে স্টল দেওয়া হয়েছিলো আমার কাছে মনে হয়।
হু, হু। জি। আচ্ছা। তো এই যে এই মেলাটা কি মানে আপনি যেই গ্রামে গিয়েছিলেন মেলাটা আসলে এরকম উপভোগ করার জন্য। এটা কি শুধু আসলে মানে তাদের জন্যই উন্মুক্ত? কিংবা শুধু তারাই কি এটার ব্যাপারে জানতো? নাকি এটা আসলে পুরো বাংলাদেশ জুড়ে আসলে এটার ব্যাপারে মোটামুটি সবারই একটা ধারণা আছে যে এই ধরনের একটা মেলা হয়ে থাকে এই জায়গায়?
হুম, হুম। এটা আসলে বলতে পারব না সঠিকভাবে। কিন্তু দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তারা তো অংশগ্রহণ করতেনই, এবং সাথে, সাথে হচ্ছে হলো দেখা যেত যে আশেপাশে তাদের অ মুখে শুনে বা ঐখানে যারা স্থানীয় আছেন তাদের আত্মীয়স্বজন বা তাদের মুখে শুনে যেমন আমি আমার বন্ধুর কথা শুনে গিয়েছিলাম, এ এরকম আসলে কিন্তু সবার জন্য
হুম। জি। আচ্ছা। এইভাবে মানে কৌতূহলী হয়ে অনেকেই এসেছে আপনার মতো।
জি, জি, জি। অনে কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল এবং এখানে ঢুকতে কোন টাকাও দেয়া লাগতো না। শহরের মেলাগুলোতে যেই জিনিসটা অনেক সময় দেখা যাচ্ছে একটু খারাপ লাগে। ৫-৭ জন ঢুকতে গেলে একটা ভালো টাকা দেওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, টিকেট কেটে ঢুকতে হয়। এরকম কোনো কিছু ছিল না। তারপরে মাটির কলসি, তারপরে যে, যে মা তারপরে মাটির হাঁড়ি, তারপরে মাটির যেই পানি রাখার পাত্র, এগুলো দেখে আসলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো এবং আমার ভাগ্নিকে খুব সুন্দর, সুন্দর করে দেখাচ্ছিলাম। এইগুলো আমরা ছোটবেলায় দেখতাম। সেও একটু স বাঙালি সংস্কৃতি বা আগের যে পুরোনো সংস্কৃতি সেগুলোর সাথে আসলে পরিচিত হচ্ছিল। বেশ ভালোই লাগছিল আসলে।
হুম। <chuckles> হ্যাঁ, আ জি। টিকেট কেটে ঢুকতে হয়। হুম। জি। হুম। তো এই যে, যে এলাকায় আসলে উৎসবটা আয়োজন করা হলো, আ উৎসবের সময় তখন আসলে ঐ এলাকার পরিবেশটা, কিংবা ওই এলাকার আমেজটা আসলো তখন কেমন ছিল?